আসলে ভাই দেখুন মানে সর্বোচ্চ যদি মূল আপনি দেন আ আচ্ছা ধরুন যে আপনাকে আ কোন একটা মানে ঘরেই ঢোকানো হলো। হ্যাঁ? ওখান থেকে অনেক সম্পত্তি অর্থসম্পত্তি আপনাকে বের করা হলো। তো আপনি যদি সময় বেশি পান অবশ্যই সময় লুট করবেন বেশি। হ্যাঁ? আর যদি কম সময় পান তাহলে কম একটু নিয়ে যেতে পারবেন। তো আমাদের এই যে রাজনীতির মাঠে যে এই যে ৫ বছর দীর্ঘমেয়াদী একটা ধাপ, হুম? এই ধাপে কিন্তু দেখবেন যে এ তারাই কিন্তু তাদের মতো আইন সাজায়। আবার অন্য সরকার চলে আসলে তারা আবার modified করে মানে জনগণের জন্য কিছু হয় না। শুধু তাদেরই মত মত জনমত মাধ্যমেই কিন্তু আইনগুলা পাস করে আরকি। হ্যাঁ? তো এই সময়টা যদি তাদের কম দেওয়া যায়, দেখা যাচ্ছে ওই যে যেমন আপনি আমেরিকা দেখবেন, তারপরে আপনি ইউরোপ country, foreign country গুলা ২ বছর, ১ ১/২ বছর, ২ বছর, ১ বছর। হ্যাঁ? আপনি সময় অল্প পাবেন, দায়িত্ব ভালো উম ঠিকঠাক মতো পাবেন। আপনি বেশিদিন সময় স্থায়িত্ব হতে পারবেন না। সর্বোচ্চ ২, ১ বার হতে পারবেন। তাহলে দেখবেন আইন কখনো কারো গোলাম হতে না হয়। এই যে ধরুন আপনি স্বৈরচারী সরকারি ১৬ বছর আছেই। আবার হয়তোবা ৫ বছর হতে পারলো না, পরে আবার হলো। তার মানে কি? সে আছে, তার আইনগুলাও আছে। হুম? এই জিনিসগুলা যখন আমরা বাদ দিতে পারবো তখন দেখবেন যে আসলে সঠিকভাবে এই আইনের ব্যবহারটা হবে এবং আইন, বিচার বিভাগ কাজ দিবে। আপনি কি মনে করেন ভাই?
হুম। হুম। জি। হুম। জি। হুম। হ্যাঁ। জ্বী। জি। হ্যাঁ। জি। হ্যাঁ, হ্যাঁ। জি। জ্বী। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, একদম। জি, জি। হ্যাঁ। জ্বী। হুম। হ্যাঁ, হ্যাঁ। জ্বি, জ্বি। জি, জি। হুম। একদম। হ্যাঁ, হ্যাঁ একদম, একদম ঠিক কথা বলেছেন। আসলে আমি আপনার সাথে একবারেই একমত। আ আমিও আমিও তাই বলতে চাই। যে আসলে দেখুন রাজনৈতিক যে দুর্নীতি এটা একটা কাঠামোগত সমস্যা। আ সামাজিক সমস্যা যার জন্য দরকার একটা যে ভালো আইন, আ সামাজিকতা বা শিক্ষাগত একটা আ সমন্বিত উদ্বেগ একটা। আ তা আর মানুষকে সচেতনতা বাড়াতে হবে। সা একটা শক্তিশালী প্রতিষ্ঠান ও সৎ নেতৃত্ব থাকলে কিন্তু এই সমস্যার সমাধান আ অসম্ভব না। মানে এ একবারেই আপনি অদা চিন্তা করতেছেন যে এখন বাংলাদেশে যে দুর্নীতি রয়েছে সেটা কখনোই দুর্নীতি দূর করা যাবে না, তা কিন্তু নয়। হ্যাঁ, এটিকে কিন্তু দেখা যাচ্ছে একবারে ধীরে, ধীরে, ধীরে, ধীরে আমরা চেষ্টা করি। কখনো একদিন হলেও আমরা এই দুর্নীতিকে দূর করতে পারবো। তো আমাদের এই জন্য দরকার হচ্ছে আ একটা ভালো আইন, ভালো সরকার যেন জনগণের পথে থাকে, দুর্নীতিকে প্রশ্রয় না দেয়। সেটা যেই হোক দলের লোক হোক বা দলের বাইরের লোক হোক সমান অধিকারে বা সমান চোখে তাদেরকে দেখা। তাহলেই দেখবেন যে আসলে দুর্নীতি আ ঠেকানো যেতে পারে।
জ্বী। জ্বী, ভাই। জ্বী। জী, ভাই। হু, হু। জ্বী। জ্বি, ভাই। হু, হু। হুম, হুম, না একবারে হবে না। জ্বি, ভাই। হ্যাঁ, ভাই। জ্বি, ভাই। জ্বী। হু, হু। জি ভাই। হু, হু। জ্বি, ভাই আপনি একবারে সঠিক বলেছেন। তবে আমার ক্ষেত্রে যেটা মনে হয় ভাই আমাদের সমাজের প্রতিহিংসা তারপর আইন, বিচার আইন বলুন, বিচার বিভাগ বলুন আবার সরকারি দলীয় যে একটা মানে সময় লিমিটেশন, হ্যাঁ? এটা যদি ২ বছর করে দেওয়া হয় তাহলে দেখবেন যে আসলে আমাদের সব বিষয়ে তাহলে স্বচ্ছতা থাকবে। কেউ দীর্ঘদিন কোন কোথাও থাকতে পারবে না। এটাই স মানে আমি মনে করি ব্যক্তিগত সমস্যার সমাধান আরকি। তো ভাই আ তো ভাই এই যে আসলে এত সুন্দর একটা বিষয় নিয়ে কথা বলে আ খুব ভালো লাগলো ভাই। এবং আপনার ব্যক্তিগত মা মতামত এবং পারিপার্শিক মতামত শুনে খুব ভালো লাগলো। আ তো আপনি ভালো থাকবেন ভাই। আপনার সুস্থতা কামনা করি ভাই। ধন্যবাদ আপনাকে।
হুম, হুম। জ্বী। হ্যাঁ। জ্বি। হু, হু। একদম। জ্বি। এ হ্যাঁ। এ একদম। হ্যাঁ। জ্বি। অবশ্যই। জি। জ্বী, জ্বী। অবশ্যই। জি। অবশ্যই, অবশ্যই। আপনার সাথেও কথা বলে অনেক, অনেক ভালো লাগলো। আপনারও সুস্বাস্থ্য কামনা করছি। আজকে বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে। শুভরাত্রি আপনাকে। আপনাকে অনেক, অনেক ধন্যবাদ।
জ্বী, ভাই ধন্যবাদ। জ্বী। হুম।